অবশ্যই, আমি আপনার সাথে একমত। আসলে এটা আমা আমি যদি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আসলে এটা আমার খুবই দূ আমি আসক্তির মধ্যেই থাকি যেটা সত্য কথা। আমি আসলে চাচ্ছি এইটা আসক্তিটা আস্তে, আস্তে কমাতে। আমার মনে হয় সা
হুম, হুম, হুম। হুম, হুম, হুম। ঠিক, ঠিক। আমিও আপনার সাথে একমত। আমারও মানে ঘটনা same, খুব একটা যে different তা না। কাজ বাদে আসলে থাকলে অধিকাংশ সময় internet-এই থাকা হয়। <chuckles>
অবশ্যই, অবশ্যই এবং এই ইন্টারনেটটা আসলে যে কতটা সময় kill করে ফেলে এটা আসলে বোঝা মুশকিল। আমি ধরেন পড়ালেখা করছি, তখন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে অনেকটা পড়ালেখা করলাম একটু রি একটু মোবাইলটা ধরি। এইযে মোবাইলটা ধরলাম যে হাতে যে কত সময় যে চলে গেল সেটা আসলে বলা মুশকিল। এখন আমি যদি
হুম, হুম, হুম। হুম, হুঁ। Okay. ঠিক। মানে আমরা just দেখা যাচ্ছে যে, কাজের মধ্যে just একটু ভাবি যে ঠিক আছে phone-এ একটু notification-টা check করি বা দেখি কোনো mail আসছে কিনা বা কোনো text আসছে কিনা? কিন্তু এই mail, text বা এইগুলা check করতে গেলে মানে হঠাৎ করে ধরলাম হাতে নিয়া সে, এরপর যখন রাখতেছি তখন দেখি already ১-১.৫ ঘণ্টা পার করে ফেলছি। মানে কোনো সময়ে যে সময়টা চলে গেছে? এটা একটা কঠিন ব্যাপার হয়ে যায় বোঝা।
হ্যা। আচ্ছা। আচ্ছা। <chuckles> অবশ্যই, অবশ্যই আমি আপনার, এখন যদি আমাকে যদি কেউ যদি বলে ইন্টারনেটের বদলে তোমাকে কোথাও যেতে বা আমাকে কোথাও, তখন আমি আসলে ইন্টারনেটের বদলে আসলে আমার পক্ষে আসলে থাকা খুবই সম্ভব না, যেটা সত্য কথা। কিন্তু যদি কোনোখানে ঘুরতে যেতে বলে হয়, আমি ঘুরতে যেতে রাজি আছি, আমি ঘুরতে যেতে যাব। ওই লোকেশনটা দেখব সে ওই লোকেশনটা দেখব, ছবি তুলব, ছবি তুলে ইন্টারনেটে সেটা আবার upload ও দিব।
হুম, হুম, হুম। Okay, okay, okay. With internet. <chuckles> হ্যা, আসলে মানে এটা একটু কঠিন। আজকাল আমাদের যে সময় আসলে এই সময়ে আ কোথাও ঘোরাঘুরি করা বা অন্য যাই আমরা করি না কেনো, different কিছু করে আমাদের সময়কে আমরা যতই different খাতে motivate করার চেষ্টা করি না কেনো, দিনশেষে যেটা হবে যে আসলে, internet থাকা মানে এটা আমাদের জন্য mandatory, Internet না থাকলে আমাদের জন্য চলা কষ্টকর। আমরা যদি মানে ওই কিছুটা সময় বিরতি নেইও, দিনশেষে আমাদের আসলে এখানে ফিরতেই হচ্ছে। এটা প্রয়োজনীয়তাও হয়ে গেছে এখন অনেকটা আসলে।
আচ্ছা। আচ্ছা। অবশ্যই। অবশ্যই, ইন্টার অবশ্যই। অবশ্যই, কারণ এটা আমাদেরকে, এটা আমাদেরকে আসলে অভ্যাসে পরিণত করেছে। অভ্যাসে কেনো পরিণত করেছে? এটা আমাদের আসলে জীবনযাত্রাকে আসলে উন্নত সাধন করেছে, যার পরিপ্রেক্ষিতে আসলে আমরা তো আসলে জিনিসটা ছাড়া থাকতে পারছি না। যদি সেটা আমাদের আসলে এতটা খারাপ করে ফেলত তাহলে হয়তো আমরা এতটা অভ্যাসে পরিণত হতাম না। তাই না?
হুম, হুম। সহজ করেছে আসলে, এটাই হচ্ছে ব্যাপার। হুম, হুম। ঠিক। তাহলে হইতো না। ঠিক, যাক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। <chuckles>